একদম, একদম ঠিক কথা বলছেন। আসলে দেখুন প্রাকৃতিক দুর্যোগ হবে সবসময় এগুলো আসবে। তো প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দেখবেন যে নিম্ন আয়ের ব্যক্তিরা রয়েছে তাদের কিন্তু বেশি সবচেয়ে ক্ষতি হয়। হ্যাঁ, কারণ দেখুন প্রাকৃতিক দুর্যোগ আসবে, আপনার বাড়িঘর ভাঙবে, এগুলো আসবে বা আমার বাড়িঘর উড়ে যাবে, টিনও যাবে। কিন্তু এগুলো আমরা ঠিক করতে পারবো আবার। আ বা আমার একটু টাকা খরচ করলে বা আর্থিকভাবে ই সহযোগিতা করলে ঠিক হয়ে যাবে। কিন্তু যারা নিম্ন আয়ের ব্যক্তি রয়েছে তারা কিন্তু দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তারা কিন্তু এভাবে ঠিক করতে পারে না। কারণ তারা দিন আনে দিন খায়। এই ধরনের ব্যক্তি যারা রয়েছে তাদের কিন্তু আসলে অনেক বড় ক্ষতি হয়ে যায়। এ বিষয়ে আপনি কি মনে করেন?
জ্বী, জ্বী, জ্বী, জ্বী।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 জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বি। জ্বি, জ্বি। জি, আ ভাই প্রাকৃতিক দিক দুর্যোগে আমার কাছে মনে হয় অবশ্যই নিম্ন মান মানে নিম্ন আয়ের মানুষের আ বেশি ইয়া হয় মানে ক্ষতি হয়। বাট আমার কাছে মনে হয় ভাই প্রাকৃতিক দুর্যোগে আসলে মানে উচ্চ নিম্ন সবারই আসলে লাইক সেম অবস্থা হয়। যেটা আমি দেখেছি ভাই। আর ফেনীতে আপনার এমন, এমন লাইক অনেক রিচ, রিচ মানুষও আছে। যাদের আসলে প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাংক ট্যাংক সব বন্ধ আর্থিকভাবে পুরো লাইক ভেঙে পড়ছে। কারণ তাদের কাছে নেই। দেখেন বাসাতেও কেউ টাকা রাখে না। ব্যাংকেই থাকে না। তো যখন প্রাকৃতিক দুর্যোগ হবে তখন কিন্তু আসলে ব্যাংক ও চলবে না। পুরো দেশেই খান হয়ে যাবে না? তখন কিন্তু আসলে ওই অর্থ বিষয়টা তখন আর বেশি কাজে দেয় না। আমার কাছে মনে হয়। আ আ ধরেন শারীরিকভাবে ক্ষতি করে, তারপর মানসিকভাবে ক্ষতি করে। মোটামুটি বাসস্থান নিয়েও আসলে লাইক মানুষের থাকারই তো জায়গা থাকে না। যত যত কোটি টাকা দিয়ে বাড়ি করেন প্রাকৃতিক দুর্যোগ হলে আসলে সেটা ওই মানে রক্ষা করা আ কঠিন হয়ে পড়ে। তাই না?
জ্বি, জ্বি। জ্বি, জ্বি। জ্বি, জ্বি। হ্যাঁ, হ্যাঁ। জ্বি, জ্বি। <chuckles> একদম, একদম। একদম। না, একদম ঠিক বলেছেন। জ্বী, জ্বী, জ্বী। জ্বি, জ্বি। জ্বী, জ্বী। একদম, একদম, একদম ঠিক বলেছেন। আসলে দেখুন আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি আসলে যে আপনার ব্যাংকে টাকা রয়েছে, আপনি আপনার বিল্ডিং ধরে বললো। প্রাকৃতিক সবারকে সবার পক্ষে ক্ষতিগ্রস্ত হবে সেটা ঠিক আছে। কিন্তু আপনি ক্ষতিটাকে কিন্তু খুব সময়ের মধ্যে ঠিক করে নিতে পারবেন। কারণ আপনি অর্থে আছে। কিন্তু যারা গরিব দুঃখী যারা দিন আনে দিন খায় তাদের তো জীবনটা অনেক কঠিন। তারা তো আর এই বাড়িঘর করতে পারবে না। আ আবার হচ্ছে তাদে
জ্বী। জ্বী, জ্বী। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী। ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। জী, জী, জী, জী। একদম। হুম, এক্ষেত্রে আমি আপনার সাথে সহমত জি ভাই। জ্বী, জ্বী, জ্বী। মানে যখন দুর্যোগ কেটে যাবে জি, জি, জি মানে যখন দুর্যোগ কেটে যাবে তখন আবার লাইট আ নরমাল লাইফ এ ফিরে আসতে মানে হচ্ছে নিম্ন আয়ের বা দরিদ্র মানুষদের একটু কষ্ট হবে। কষ্ট বলতে উনাদের অনেক বেশি কষ্ট হবে। আর ধরেন যারা ধরেন মোটামুটি এটা অর্থ আছে তারা আসলে আবার ব্যাক করতে পারবেন নিজের জীবনে সেটাই তো না?
হ্যাঁ, একদম, একদম। তারা বেশি মানে আমি এটাই বলতে চাচ্ছি। এটা আসলে প্রাকৃতিক দুর্যোগের সময় জ্বি, আমাদের যারা নিম্ন আয়ের জ্বি, জ্বি। হ্যাঁ। জ্বী, জ্বী, জী। একদম, একদম, একদম, একদম ঠিক কথা বলেছেন। আসলে আমি একবারই একমত। আজকাল দেখুন আমরা কিন্তু প্রাকৃতিক দুর্যোগ থেকে অনেক কিছু নিজেকে রক্ষা করতে পারি। আ অনেক বিষয়ে প্রস্তুতি নিতে পারি। দেখাচ্ছে অনেক সময় আমাদেরকে টিভিতে বলে দেয় যে ঝড় আসতেছে, ঝড় আসবে এই অঞ্চলগুলাতে। আ তো সেই অঞ্চলগুলো নির্দিষ্ট নির্দিষ্ট একটা যে স্থান রয়েছে সেখানে গিয়ে আমরা অ ইয়ে নিতে পারি। প্রস্তুতি নিতে পারি বা খাবার সংরক্ষণ করে রাখতে পারি। আ যেগুলা সুষম খাবার রয়েছে, কোমল পানীয় যেগুলো রয়েছে। যখন প্রাকৃতিক দুর্যোগ হয় যে আপনি একটা বন্যার কথা বললেন ফেনীতে তখন কিন্তু পানি যে পা পান করা পানি সেটা কিন্তু একটা দেখাচ্ছে অনেক অসুবিধা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা আগে থেকে যদি একটা ব্যবস্থা নিয়ে থাকি বা প্রস্তুতি নিয়ে থাকি, তাহলে কিন্তু এগুলা মোকাবিলা করা এখন খুব সহজ হয়ে যাবে।
হুম। জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জী, জী, জী। হুম, হুম। জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বি। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী। হুম। হু, হু। জ্বী। জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জী। জ্বি।

হ্যাঁ, একদম, একদম, ঠিক
অনেক লাইক ই বন্যা হলেই আপনার ডায়রিয়ার মানে বন্যার পরেই ডায়রিয়ার, বন্যায় যত মা মানুষ মারা গেছে তার থেকেও বেশি ডায়রিয়ার কারণে মারা যেত। তো এই বিষয়টা যে লাইক কিন্তু আমরা আ ডা এই মানে ওরসালাইনটা বানাই বানাইতে পারি। সো এই, এই প্রক্রিয়াগুলার আসলে লাইক অ্যা জনসচেতনতা বা প্রচার, এই বিষয়গুলো সরকার থেকেই আ নেওয়া প্রয়োজন। আর ওই যে ওষুধ আর যে চিকিৎসা ব্যবস্থা, সেটাও আসলে বন্যার পরে campaign এর মাধ্যমে আমার কাছে মনে হয় চিকিৎসা ব্য উম ব্যবস্থা চালিয়ে যাওয়া যায়। তাই না?
জি, জি। জি, জি। জি, জি। জি, জি। একদম, একদম। একদম। হ্যাঁ একদম, একদম একদম ঠিক কথা বলেছেন। আপনার সাথে আমি একবারে একমত। আসলে দেখু, আ প্রাকৃতিক দুর্যোগ আমাদের সমাজে আসবে, আমাদের পরিবেশে আমাদের বেঁচে থাকলে একটা দূর্যোগ হবেই। তো এগুলো আমরা একবারে পুরোপুরি আ ঠেকাতে পারবো না বা প্রতিরোধ করতে পারব না। যতটুক সম্ভব আমরা প্রতিরোধ করতে পারব সেটা চেষ্টা করে যাবো। কিভাবে ভালো থাকা যায় প্রাকৃতিক দূর্যোগের সম সময় আ কিভাবে সুস্থ থাকা যায়। এই বিষয়গুলো আমরা মানুষকে সচেতন করবো। আবার হচ্ছে আমরা এগিয়ে পড়বো মানুষের বিপদে। আমরা দেখুন আমরা বাংলাদেশে কিন্তু অ এটা দিক ঠিক আছে যে আমরা মানুষের বিপদ হলে ঝাঁপিয়ে পড়ি। নিজের জীবন বিপন্ন করে তাদেরকে উদ্ধারকাজ চালাই। এগুলো কিন্তু একটা অনেক ভালো কাজ হয় আমাদের দেশে, অন্যান্য দেশের থেকে। অন্যান্য দেশে দেখবেন যে আসলে সরকারি লোকের জন্যেই করে। দেখাচ্ছে পাবলিক কেউ করে না। তো আমরা আমাদের দেশে এটা একটা সরকার থেকেও পাই, আ পাবলিক থেকেও পাই। তো এই জিনিস একটা ভালো দিক যে আসলে আমাদের আ প্রাকৃতিক যখন দুর্যোগ হয় তখন কিন্তু আমাদের অনেক জীবন অনেক প্রভাবিত হয় বা আমাদের জীবন কষ্ট হয়ে যায়। সে সময় আমাদের পাশে অনেকজন আসে, প্রতিবেশীরা আসে, সরকার আসে। তো এ এসব আসা দরকার।
জি। জি, জি, জি, জি, জি, জি, জি, জি, জি, জি, জি। জি, জি, জি, জি, জি, জি, জি, জি, জি, জি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, একদমই তাই একদমই তাই। জি, জি, জি, জি, জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হু, হু। জি। জি, জি, জি, জি। জি, জি, জি, জি, জি। একদমই তাই একদমই তাই। ভাই আরেকটা বিষয় আমি আপনার সাথে অ্যাড করতে চাই ভাই প্রাকৃতিক দুর্যোগ কিন্তু লাইক আমরা নিয়ন্ত্রণ করতে পারি গাছ আমরা যেইভাবে গাছ লাগাই মানে গাছ কাটতেছি ভাই। এসব কারণে আসলে মানে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে আমাদের জীবনও আসলে প্রভাবিত হচ্ছে। তো ভাই মানে আমাদের গাছ লাগানো উচিত, তাই না?
জি, জি। জি, জি, জি। একদম। একদম, একদম, একদম ঠিক কথা বলেছেন। আসলে ই কিছুটা হলেও প্রতিরোধ করা যেতে পারে প্রাকৃতিক দুর্যোগ। তো আপনার সাথে কথা বলে ভাই অনেক ভালো লাগলো। অনেক কিছু জানার জানতে পারলাম। জীবনমূখী কথা হইলো। তো আবারো কথা হবে ভবিষ্যতে ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে বিদায় নিচ্ছি শুভ দুপুর। ধন্যবাদ।
জি, জি, জি, জি, জি, জি। জি, জি, থ্যাংক ইউ ভাই জি, জি। অবশ্যই, অবশ্যই অবশ্যই। জি ভাই। উহু, জি, জি, জি, জি, ভাই। আপনিও ভালো থাকবেন। আপনার সাথেও আশা করি ভবিষ্যতে অন্য কোন বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। শুভ দুপুর ভাই ধন্যবাদ।
জি, জি। জি হ্যাঁ অবশ্যই।

একদম, একদম, একদ এট জি।
তো ওই ক্ষেত্রে আসলে তাদের ঘরবাড়ি নিন মানে সহায়তা করা এই বিষয়গুলোর দিকে যদি খেয়াল রাখে, তাইলে আসলে ভাই জ্বী, জ্বী, জ্বী।
একদম। একদম, একদম। একদম ঠিক বলেছেন। আপনার সাথে আমি একবারে একমত। আসলে যে ধরুন একটা ত্রাণের ব্যবস্থা রয়েছে আমরা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যেগুলো যেগুলো বন্যা অঞ্চল হয়ে যায় সেখানে খুব দ্রুত সহযোগি ত্রাণ মানে আমরা তো যাইই বা স সবাই সহযোগিতা করে। কিন্তু এটা যদি দ্রুত করা যায় সরকারকে এ এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। মানে তারা সবসময় রেডি থাকব। অ্যা দুর্যোগ হলেই যেন তারা এখন খাবার পানি আ খাবার, ওষুধ এগুলো নিয়ে যেতে পারে। আবার হচ্ছে পুনর্বাসন মানুষকে ভাই দেখুন পুনর্বাসন তো অবশ্যই নিয়ে আ করে দিতে হবে। পূর্ণ গঠন না করলে দেখাচ্ছে যারা নিম্ন আইয়ের বে ব্যক্তি রয়েছে যা কৃষির কৃষি কাজ করে কৃষি দেখুন আপনি কৃষি জমি যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনি যতই চেষ্টা করেন ঠিক করতে পারবেন না। এইযে কৃষি জমিটা ঠিক করতে হবে।
হুম, হুম। জী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী। হু, হুম। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু, হু। জ্বী। জ্বী, জ্বী, জ্বী। জ্বী। হ্যাঁ, একদমই তাই হ্যা, একদমই তাই। আমরা আ দেশের পুরা খাদ্য খাদ্যের ইয়েই তো উৎপাদনই তো বন্ধ হয়ে যাবে তখন, না?
একদম, একদম। আবার হচ্ছে আ মানুষের ঘর তৈরি করা, তারপর হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা। আপনার কর্মসংস্থানের ব্যবস্থা যত সম্ভব তাড়াতাড়ি সুয শুরু করা, এগুলো করতে হবে। আবার হচ্ছে যে সরকারের কিন্তু দীর্ঘমেয়াদী বিভিন্ন কাঠামো তৈরি করা দরকার। দেখা হচ্ছে আ পাহা তৈরি করা যেসব এলাকায় দেখা হচ্ছে। আপনি একটা কথা বললেন যে সে অনেক স্কুলে অনেক অয়া স্কুলগুলো আমরা করে থাকি যে বা ইয়া করে থাকি আ আশ্রয় নিয়ে থাকি। তো সেই যে এইধরনের একটা বাধ নিয়ম করতে হবে। Cyclone ce center করা, আ রাস্তাঘাট স আ ভালোভাবে করা যেন দুর্গ য দুর্যোগ যদি এসে যায় তাও আমরা খুব সহজে যেতে পারি বা খুব সহজে সহযোগিতা করতে পারি। আরেকটা জিনিস আছে ভাই যেন আমরা যদি দুর্যোগ সম্পর্কে যখন দুর্যোগ আসে তখন কিন্তু আমরা একটা স্বচ্ছতা অনেক সময় আমরা ভয় খেয়ে যাই। কি করবো, কি করতে হবে? এইগুলো কিন্তু আমরা জানি না। তো এইযেসব এলাকায় দুর্যোগ আ দুর্যোগ আ প্রবণ এলাকা সেসব এলাকায় যদি মানুষকে সচেতন করা যায় যে আপনার দুর্যোগ আসলে কি করবেন, কোথায় যেতে হবে, কিভাবে কি করবেন, কি খাবেন, কি পানি পান করবেন কিভাবে অনেক সময় দেখা যাচ্ছে পানি কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ইয়া কিছু, কিছু ঔষুধ আছে সেগুলো দিয়ে পা পানি পরিষ্কার করে খাওয়া যায়। তো এই যে এ বিভিন্ন মানুষকে শিক্ষা দিতে হবে। মানুষকে সচেতন করতে হবে। সচেতন করলেই দেখা যাচ্ছে অনেক সময় আ অনেক ভালো কাজ হবে। দেখা যাচ্ছে অনেকে অনেক প্রাকৃতিক দুর্যোগে ভালোভাবে নিজস্ব সিদ্ধান্ত নিতে পারবে। এগুলো করা দরকার আসলে।
জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী। জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী। জ্বী। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। জি। জ্বী, জ্বী। জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদমই তা জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। জ্বী। জ্বী, জ্বী, জ্বী। একদমই তাই। হু, হু। জ্বী। জি। জী, জী। জ্বি। জি, জী। হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদমই তাই, একদমই তাই, একদমই তাই। জি, জ্বি। জ্বি, জ্বি, জ্বি, জ্বি। আ আপনি ভাই অ্যা খুবই ভালো বলেছেন। ভাই মানে আমি আসলে ওই ১ টা পয়েন্ট আসলে অ্যাড করতে ভুলে গেছি। না আপনার পয়েন্ট আমি আরেকটা পয়েন্ট অ্যাড করি। সেটা হচ্ছে ভাই দুর্যোগের পরে কিন্তু লাইক ভাই মানে যখন বন্যা শেষ হয়ে যায়, তখন কিন্তু লাইক বন্যার পানির সাথে অনেক রকমের আ ভাইরাস ব্যাকটেরিয়াও আসে। তখন কিন্তু মানুষগুলো লাইক অনেক রকমের রোগে ভোগে। ধরেন হচ্ছে ডায়রিয়া তারপরে হচ্ছে বিভিন্ন চর্মরোগে, তাই না? তো এইসব বিষয়ে লাইক মানুষ যাতে সচেতন আগে থেকেই থাকে বা ওইসব বিষয়ের জন্য ঔষুধের চিকিৎসা যাতে সরকার থেকেই সরবরাহ করা যায়, সেদিকটায় আসলে সরকারের নজর দেওয়া উচিত, তাই না? ধরেন এই ডায়রিয়ার বিষয়টা, ডায়রিয়ায় কিন্তু আমাদের দেশে আগে অনেক মারা যেত।
জ্বি, জ্বি। হুম। এক জি, জি, জি। একদম। জি, জি, জি। এক